বেশ কিছুদিন ধরেই আমার মনটা ভীষণ খারাপ। আসলে খারাপ বললে ভুল হবে আমি একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত।
<chuckles>
কীভাবে আগাবো বা কি করবো উম কোথায় গেলে এর সমাধান পাবো বা কি আসলে আমার করা উচিত। এটা নিয়েই মূলত আসলে আমার চিন্তা হচ্ছে। এবং চিন্তার সাথে, সাথে আমার মনটাও সেজন্য খারাপ হয়ে যাচ্ছে। এবং কিছুতেই আমি এই আ সমস্যাটা থেকে বের হতে পারছি না। তো আমার যদি এই সমস্যা থেকে বের না হতে পারি তাহলে মনে হচ্ছে যে, আমার হয়তো বা জীবনটাই অনেক বেশি এলোমেলো হয়ে যাবে। তো আসলে মূলত আমি এইখান থেকে খুব দ্রুত বের হতে চাই।
জি, জি। বুঝতে পারলাম। জি, জি। জি, বুঝতে পারলাম। আসলে ১ কথায় আপনি আ যে কোনো ১ টা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত বা এখান থেকে বের হতে চাচ্ছেন। সেটা কিন্তু আপনার কথা শুনেই বুঝা যাচ্ছে বা আ মানে এক্ষেত্রে যদি আমাকে একটু মানে সাহায্য করতেন যে মানে একটু বিস্তারিতভাবে বললে যে আপনার কোন বিষয়টা নিয়ে মানে এত বেশি সমস্যা ভোগ করছেন। এটা কি অফিসের কোন কাজ নাকি বাসার কোন কাজ? মানে আপনি যদি একটু খুলে বলতেন আরকি তাহলে অথবা আমি আপনাকে সাহায্য করতে পারতাম।
আ বিষয়টা হলো আম্মাদ আমরা খুব সাম্প্রতিক সময়ে আমরা আমাদের বাসা পরিবর্তন করেছি। তো সেক্ষেত্রে আমার দীর্ঘদিনের যেখানে আমি থাকতাম আগে। সেখান থেকে এখন নতুন একটি এলাকায় আমরা এসেছি। আ মূলত এটা আমার অফিসের আ যাতায়াতের সুবিধার্থেই। কিন্তু সমস্যা যেটা ফিল করছি বা যেটা নিয়ে আমার চিন্তার আ জাগছে বা হচ্ছে যে এখানে যখন নতুন পরিবেশে এসেছি, নতুন যে এলাকাটাতে এসেছি, সেখানে আগের মতো ওই ফিলটা বা ওই ফিলিংসটা কেন জানি পাচ্ছি না। আমি আগে যেমন আমার পূর্ববর্তী এলাকায় আমি খুব আ সবার সাথে আমার কানেকশন ছিল এবং সবাই আমরা খুব মোটামুটি একটা, একটা ফ্যামিলির মত থাকতাম। এবং দেখা যাচ্ছে যে যেকোনো মা উৎসবে বা যেকোনো অকেশন এ আমরা সবাই এক জায়গায় মিলিত হইতাম। যদিও আমাদের আগের এলাকাতে একটা বড় মাঠ ছিল, তো মাঠের চারিপাশে মোটামুটি সবার বাসা এবং আ দেখা যাচ্ছে যে উ সবাই গোল হয়ে দেখা যাচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা যেকোনো অবসর সময় আমরা ওখানে সময় কাটাতাম। আমার সমবয়সী অনেক মানুষ ছিল। কিন্তু নতুন যেখানে এসেছি এই জায়গাটি যদিও আমার অফিসের আম দূরত্বের আ কমানোর জন্য এখানে আসা কিন্তু এটা এত কনজাস্টেড এখানে আমি আশেপাশে মাঠ ওরকম দেখিনি বা উম আড্ডা দেওয়ার মতো জায়গা আমি দেখিনি। দেন এখানে আসার পরও মানুষগুলো কেমন যেন কেউ মানে সবাই সবার নিজের মত করে আজ প্রায় আ ১ মাস হতে চলল আমার নতুন এখানে আসার। কিন্তু এখন পর্যন্ত একটা থাকে না যে আ উইলিংলি কারো সাথে একটু বন্ডিং তৈরি করা বা এরকম আশেপাশে আমার উপরতলা নিচতলার সাথে কিন্তু সেটা আসলে কোনোভাবে হচ্ছে না। তো সেইটা নিয়েই মূলত আমি প্রচন্ড রকম মানে চিন্তা জাগছে আমার খারাপ লাগছে।
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। উ জি। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, বুঝতে পারছি। আসলেই, মানে নতুন একটা পরিস্থিতিতে যে একটু খাপ খাওয়ানো বা একটু মানে একটু সমস্যা হয় এটা মানে আপনার ক্ষেত্রে হওয়াটাও কিন্তু একটু স্বাভাবিক। তো আপনার কষ্ট শুনে বুঝতে পারলাম যে আসলে মানে অ্যা কারো সাথে একটু যে কথাবার্তা বলবেন বা একটু মানে বন্ধুত্ব হবে সেটা কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করতে পারেন যে এক কথায় মানে শুরু করতে পারেন আপনার নেইবারদের দে দ্বারা বা প্রতিবেশী যারা আছে তাদের সাথে একটু মানে হয়তোবা আপনি আ কোনো একটা খাবার নিয়ে গেলেন। এ মানে একটু মানে সৌজন্য হিসেবে যে আ ১ম মুলাকাতটা কিন্তু একটু মানে, মানে, ভালো হলে ভালো হয়। তো এর জন্য চেষ্টা করতে পারেন যে একটু খাবার নিয়ে যাওয়া বা আ তাদের সাথে একটু মানে ভালো ব্যবহার মানে যখনই দেখা হচ্ছে একটু মানে আপনার থে নিজে থেকে একটু কথা বলার চেষ্টা করা যে একটু আ একটু বোঝার চেষ্টা যে আপনার বন্ধু হওয়ার যোগ্য কিনা? বা আপনাদের মন মানসিকতা মিলে কিনা? এটা একটু চেষ্টা করে দেখতে পারেন। তাদের সাথে মানে নিজে থেকে কথা বলার আ চেষ্টা করে। এটা মনে হচ্ছে যে আপনার আ একটু কাজে দিতে পারে আরকি। আর সেক্ষেত্রে যদি একটু জানতে চাই যে আপনার নতুন পরিবেশের মধ্যে মানে আপনার ঘুম টুম কি সব ঠিকঠাক মতন হয় নাকি? আ মানে এটা যদি একটু বলতেন আর কি নিজের শরীর স্বাস্থ্যর ব্যাপারটা?
আ অবশ্যই আসলে আ ঘুমের ব্যাপারটা যদি বলি ঘুমের একটু গরমিল হয়েছে, ঘুমের টাইম-টেবল একটু চেঞ্জ এসেছে। আ আমার ব্য যেহেতু পরিবেশ একটু চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখন এবং আমাদের নতুন এই বাসাটিতে উম আমরা প্রায় অনেক উপরে আমরা প্রায় ১৪ তালার। উপরে থাকি। প্রায় ১৪ তালাতে আমাদের বাসা তো। আম প্রচুর বাতাস হয়। আমার একটু ঠান্ডা জনিত সমস্যা রয়েছে। যদিও আসলে যখন বাসাটা চুস করি তখন এতকিছু আসলে চুস মানে দেখে আসলে চুস করা হয়নি। আমার তখন শুধুমাত্র মাথাতেই ছিল যে অফিস আমার কাছে তো সো, এটাই আমার জন্য বেস্ট হবে। তো। উ প্রচন্ড বাতাস উপরে এবং দেখা যাচ্ছে যে আম রাতের বেলা এত ঠান্ডা লাগে আমার মানে আমার ফিল লাগে সেজন্য ঘুমের একটু অল্মি অমিল হয়েছে। ইভেন আগের বাসার সেট আপ-এ উম যেভাবে খাট রাখা ছিল এখন সেভাবে খাটটা রাখা নেই। তো সব মিলিয়ে আসলে ঘুমের একটু ম্ম তারতম্য ঘটেছে। আ একদম যে খুব বেশি ইমপ্যাক্ট পড়েছে তা না। তবে আগের আ বাসাতে যেখানে উম দেখা যাচ্ছে যে আমি কিছু আ ওই মাঠে যেয়ে আমি কিছু করতে পারতাম। That is ব্যায়াম বা কিছু একটা করতে পারছি। এখানে এসে সেটা করার কোনো সুযোগ পাচ্ছি না। তো সেজন্যেই মূলত আ একটু সমস্যা ফিল হচ্ছে।
জি, জি। জী, জী বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলে এই জিনিসটা একটু মানে শুনে খারাপই লাগলো যে, আপনার আ মানে বন্ধু-বান্ধব যে, ব্যায়াম করার বিষয় সেইটার কথা এখন নতুন পরিবেশের মধ্যে নাই। আর আপনে দেখা যাচ্ছে যে, নতুন পরিবেশে একটু ঘুমানোর ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে আরকি। মানে যেহেতু আপনার বাসায় একটু উপরে বা সেখানে এক কথায় বায়ু প্রবাহটা একটু জোরে হয় আরকি। তো সেই ক্ষেত্রে আপনি রাত্রে বেলা মানে চেষ্টা করতে পারেন যে, আ জানালাটা একটু লাগিয়ে রাখার বা, পর্দাগুলো একটু টানিয়ে রাখার এগুলো চেষ্টা করলে দেখা যাবে যে, আ হয়তো একটু মানে তাপমাত্রার যে, প্রভাবটা আছে সেটা একটু মানে আ মানে ঠিকঠাক মতন হবে বা, আপনার ঘুমটা আ ঠিক হবে আরকি। কারণ দেখা গেছে কি যে, আপনি যদি আ ঠিক মতো না ঘুমান বা পরিমিত সময়ে আ না ঘুমান সেক্ষেত্রে কিন্তু এক কথা আপনার কাজের মধ্যে অনেক ধরনের ব্যাঘাত ঘটতে পারে বা আ কাজের মধ্যে একটা অনীহা চলে আসতে পারে। তো এইজন্য চেষ্টা করবেন যে, আপনার ঘুম জিনিসটা যেন ঠিক থাকে মানে আপনার ঘুম ঠিক থাকলে আপনার মন মানসিকতাও আরকি ঠিক থাকবে। আর এছাড়া আপনার মানে যে, যত্নগুলো আছে খাবার দাবার বা বিশ্রামের এটাও কিন্তু নে মানে খুব জরুরি আরকি। তো এগুলো জিনিসকে একটু ঠিকঠাক মতন করা হচ্ছে আপনার, যদি একটু বলতেন।
আ না একদমই এইভাবে এত এত সুন্দরভাবে আসলে চিন্তা করে করা হয়নি। আমি ওই যে, জানালা এবং ইয়া লাগিয়ে রাখার কথা যেটা বললেন আমি যদিও মানে কেবল বা মানে একমাস হয়ে গিয়েছে কিন্তু এটার প্রোটেকশন দেওয়ার জন্য আ লাগানোর পাশা-পাশি আ অন্য কোন কিছুও চিন্তা করছিলাম যে, আমি জানালায় আ একটু মোট আ মোটা পর্দা আ লাগাবো কিনা বা এরকম। তো এগুলো আসলে এত সুন্দর। আপনি যেহেতু বলছিলেন যখন বলছিলেন তখন আমি চিন্তা করছিলাম যে, হ্যাঁ, আমি তো এটা এভাবে করতে পারি। তবে এটাও ঠিক যে, উম আ সবকিছু হয়তোবা কোনো না কোনো ভাবে আ সময় একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু আমি, আমি কি এরকম ইয়ে করতে পারি যেমন আমার, আমার কাছে যে, জিনিসটা সবচেয়ে বেশি মনে হচ্ছে যে, আমার আগে উম যেকোনো উৎসব বা যেকোনো ব্যা বিষয় আমরা সবাই এক জায়গায় হতাম। কিন্তু এই এই কালচারটা বা এই প্র্যাকটিসটা এখানে নেই। তো কখনোই আসলে ঐরকম করে কাউকে দেখিনি যে, আচ্ছা ঠিক আছে এটা। তো আমি কি আমার জায়গা থেকে এরকম কোনো আয়োজন করতে পারি? আমার বাসাতে হতে পারে বা যেকোনো হতে ইয়াতে হতে পারে আশে-পাশের মানুষজনকে দাওয়াত দিলাম বাম একটু তাদেরকে ডে মানে ডেকে এনে সোশ্যাল গ্যাদারিং করার চেষ্টা করলাম। এরকম কি করা যেতে পারে?
জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে এই জিনিসটা আপনি চেষ্টা করে দেখতে পারেন যে, আপনার, না আশেপাশে যারা আছে বা আপনার মনে হচ্ছে যে, আ তাদের সাথে আপনার মানে মু মন মানসিকতা মিলবে। তো চেষ্টাও করতে পারেন যে, তাদের একটু মানে মাঝে-মধ্যেই একটু আ দাওয়াত দেওয়া বা, মানে আপনার বাসায় যদি একটা গেট-টুগেদারের মতন করা হয়, দেখা যাবে যে, এর মাধ্যমে কিন্তু মানে একটু সময় পাওয়া যাবে যে, একজন আরেকজনকে জানার বা, মানে বিষয়টা হচ্ছে কি যে, আ শুরুর দিকে একটু অ কষ্ট করতে হয় আরকি। মানে সম্পর্কটা আ ঠিক রাখার জন্য বা চেষ্টা করবেন আরকি জিনিসটা একটু মানে তাদেরকে একটু সম্মানের সহিত কথা বলা বা, একটু মানে জিনিসটা দেখলে দেখা যাবে কি যে, সম্পর্কটা আরকি দ দৃঢ় হওয়ার একটা সম্ভাবনা থাকে আরকি। তো আপনার যে, মানে উদ্যোগটা আছে যে, একটু আ কি বলে মানে তাদেরকে একটু দা আইনে খাওয়ানো বা একটা বন্ধুত্বের মতো তৈরি করা। এটাও কিন্তু একটা ভালো একটা উদ্যোগ হতে পারে মানে, দেখা যাবে এখানে আপনার যদি একটু বন্ধু-বান্ধব আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মন-মানসিকতাও কিন্তু ভালো থাকবে বা আপনার আ যত ধরনের টেনশন আছে তাদেরকে শেয়ার করতে পারলেও কিন্তু আপনার মানে মনটা ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এটা আ চেষ্টা করে দেখতে পারেন আপনি। মনে হচ্ছে আপনার ক্ষেত্রে কাজে দিতে পারে আরকি।
নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে এইটা করলে আসলে আমি আ বেনিফিটেড পাবো কিনা। তবে এখন যেহেতু আপনার কাছ থেকে আ খুব ভালোভাবে দিক নির্দেশনা পেলাম তো আমি সামনে খুব দ্রুতই এ এরকম কিছু একটা উদ্যোগ নিবো যাতে উম সবার সাথে আশেপাশের সবার সাথে মোটামুটি একটা হৃদ্রতাপূর্ণ সম্পর্ক তৈরি হ মানে হয় বা যেকোন ধরনের গ্যাদারিং এ সাধারণত যেটা হয় যে একটু আলোচনা, একটু নতুন কোনো উদ্যোগ ইভেন আমি মা আরো একটা জিনিস চিন্তা করছি। এটাও আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে, এটাও কি আমাকে আ মানে আমার যে একাকিত্ব বা আমার যে খারাপ লাগাটা এটা দূর করবে কিনা? যে আমি উম ছোটখাটো কিছু এলাকায় যেমন অনেক কিছু মানে আমরা যেমন আগের এলাকায় যেটা করতাম যে, কিছু, কিছু ছোট, ছোট উদ্যোগ নিতাম যে ওকে আমরা আমাদের এলাকাটা পরিষ্কার রাখবো। আমরা উম একটা ছোটখাটো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করব। তো যদিও ফুটবল টুর্নামেন্ট এখানে আয়োজন করার মত স্পেস নেই। তো এমনি অন্য কোন ধরনের কিছু উদ্যোগ কি যেটা আউটরিচ এক্টিভিটির উদ্যোগ যেটাকে বলে, এলাকার সম্মিলিত প্রয়াস সেরকম কি কিছু করবো?
জ্বী, জ্বী। হুম। হ্যাঁ। জি আসলে এক্ষেত্রে একটা এরকম উদ্যোগ কিন্তু নিলে ভালোই হয়। দেখা যাবে যে এর মাধ্যমে মানে আপনার একটু নাম ডাকও হবে বা আপনার আ মানে জনপ্রিয়তাটাও কিন্তু বৃদ্ধি পাবে আরকি। মানে এ আপনার মানে এলাকাতে আরকি। তো এই জিনিসটা চেষ্টা করে দেখতে পারেন যে একটা আয়োজন করা এরকম আ ক্রীড়ার প্রতিযোগিতার মতন বা, এখন তো শীতকাল চলছে তো এখন কিন্তু ব্যাডমিন্টনও খেলার একটা মৌসুম। তো এরকম একটা চেষ্টাও করতে পারেন যে ব্যাডমিন্টন একটা টুর্নামেন্টের মতন আয়োজন করা সেটাও কিন্তু এক কথায় বেশ ভালো একটা কার্যকর একটা পদক্ষেপ হতে পারে আরকি। মানে জনপ্রিয়তা বা, এই যে বন্ধু-বান্ধব তৈরির ক্ষেত্রে। তো চেষ্টা করে দেখতে পারেন মনে হচ্ছে আপনার এই বিষয়গুলা যদি একটু কাজে লাগাতে পারেন আপনার মানে বিষয়গুলো কাজে দিতে পারে তো ভা মানে এই জিনিস চেষ্টা করে দেখবেন আপনি।
অবশ্যই, অবশ্যই আমি মোটামুটি এখন কনফিডেন্ট যে আমি যে, যে জিনিসগুলো চিন্তা করছিলাম এবং আপনার দিক নির্দশনা মোতাবেক যা, যা বললেন আমি সেটা খুব দ্রুতই আ মানে করার চেষ্টা করবো। হোপফুলি আমি আমার এই একাকিত্ব বা, এই চিন্তা থেকে খুব দ্রুতই বের হতে পারব। আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।
জি কোন সমস্যা নেই। মানে আপনার যে এক কথায় মন-মানসিকতা গড়ে তোলার জন্য যে নতুন পরিবেশের একটা মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একটু মানে উপদেশগুলো মেনে চললে হয়তো বা আপনার কাজে লাগতে পারে। তো আশা করছি সব ঠিক হয়ে যাবে বা আপনি সব নিয়ন্ত্রণে আনতে পারবেন। ধন্যবাদ।